কীভাবে পরিচয় প্রকাশ করেন এটা একটু জানি নিজের জীবনে যদি লাগানো যায় কাজে। হ্যাঁ তখন আপনার কোন নতুন মানুষের সাথে পরিচয় হয় পরি, সেটাই আমরা বলি আমাদের চলার পথেও অনেক মানুষের সাথে পরিচয় হয় না নতুন, নতুন?
আও হুম, হুম। আচ্ছা, জি আ আমি আসলে পার্সোনালি অতটা নিজে থেকে কথা বলতে পারি না। যতক্ষণ পর্যন্ত না কেউ আমার সাথে কথা বলে। আ এবং আ আমি আসলে কথাবার্তা মেক্সিমাম ক্ষেত্রেই খুব মিনিমাল আ রাখি। এটা আমি স্বভাবগতভাবেই আমি এরকম যে, একটু হাসিমুখে সালাম দিয়ে কেমন আছেন? অ্যা কি করছেন? বা যদি আমার স্টুডেন্ট হতে পারে অ্যা ধরে নিই যদি আমার প্রফেশন টিচার হয় বা তাহলে আমার আ স্টুডেন্টের অভিভাবকের সাথে হয়তো আমি অ্যা কথা বলব আমার স্টুডেন্ট সম্পর্কে, অ্যা এরকম। কিন্তু নিজে থেকে যে আ আলাপের দীর্ঘ চারিতা উম এটা আসলে আমা আমার ক্ষেত্রে খুব কমই হয় আসলে।
আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। হু। তো এই খে হ্যাঁ আমার সাথে আপনার এই জায়গাটায় মিল নেই আমি খুব কথা বলতে পছন্দ করি। ঠিক ছোটবেলার কথাও যদি বলি তাহলে ছোটবেলায় আমি একদমই উল্টো ছিলাম। হ্যাঁ? আমার অত হৈ, হৈ করা বা কথা বলা একটু শান্ত স্বভাবের এখনো অশান্ত স্বভাবের না। কিন্তু এখনো আমি অপরিচিত মানুষের সাথে যে, কোন একটা জায়গায় সবগুলো অপরিচিত মানুষ। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতাও আছে। একদম আ অপরিচিত দেশে অপরিচিত মানুষদের সাথে বিভিন্ন মানুষ শুধু অপরিচিত না বিভিন্ন দেশের মানুষের সাথে আমি অ্যা টুর করে এসেছি। অ্যা তো সেখানেও আমার বন্ধুত্ব হয়ে গেছে ভি মানে ভাষাও আলাদা, দেশও আলাদা এবং নতুন। হ্যাঁ? তখন হচ্ছে যে, অ্যা খুব খুব সাব মানে খুব দ্রুত তারা আমার কাছের মানুষ হয়ে গেছিল। এ এ এরকম আমি একটু উম খোলামেলা খুব কথা বলতে পছন্দ করি মানুষের সাথে। এরকম করে।
আপনার ক্ষেত্রে কেমন হয়? হুম। হুম, হুম। হুম। হুম। হুম, হুম। হুম, হুম। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা আপনার কথা শুনে আসলে খুব ভালো লাগলো। I wish আমি আপনার মত হতাম। তাহলে হয়তো অ্যা ব্যাপারটা একটু কোন জায়গায় খাপ খাওয়ানো বা কিছু করার ক্ষেত্রে সহজ হত ব্যাপারটা। আ তবে
আ <laughs> না, না, না ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সহজ হত। তো আপনি বে ছোট মানুষ মনে হচ্ছে এখনো নিশ্চয় পেরে যাবেন বড় হতে হতে, না পারার কিছু নেই। হ্যাঁ, না পারার কিছু নেই।
হ্যাঁ, আচ্ছা I wish তবে আমার মনে হয় যে, আ আমরা আসলে ওই যে বলে না যে, আমাদের অ্যা মানুষ হিসেবে আমাদের অভিযোজনন ক্ষমতা অনেক বেশি আমরা যেকোনো জায়গায় আ যদি দেখি যে সমস্যা বা আমার কথা না বললেই হচ্ছে না বা পরিবেশটা একদম নতুন সেখানে আমাকেই কথা বলতে হবে টিকে থাকতে গেলে। আসলে এটা ওকস অনেক সময় প্রয়োজনের খাতিরেও হয়ে যায় অ্যা কথা বলাটা।
<clears throat> হুম, হুম, হুম, হুম, হুম একদমই। হুম। আচ্ছা হ্যাঁ। উপায় হ্যাঁ, সেটাই, সেইটাই। এটাই হচ্ছে বিষয় আরকি, আর নিজের পরিচয় নিয়ে ভাবলে কী, কী ভাব আসে মাথায় প্রথমে?
তো হু, জি। হুম।